আচ্ছা সত্যি বলতে এখানে যেটা হয়েছে সেটা আমার সাথে হয় নাই। এটা আমার আম্মুর সাথে হয়েছে মানে আমার আম্মুকে আমি এক দের কে আরকি দেখিয়েছিলাম যে, এই যে, এখানে কিছু ইমোজি আছে এইগুলো তুমি চাইলে আরকি দেখতে পারো। তো ওইখানে হলো আমার আম্মু আরকি একটা ভিডিও দেখেছিলো। ভিডিও থেকে বলেছিলো যে, এই জিনিসগুলো কি সবাই দেয় দেখি। তখন আমি বললাম যে, এইগুলো ইমোজি এইটা হইলো তোমার মানে ম অ্যা expression দেখানোর জন্য এটা ইউজ করা হয়। তো একদিন যেটা হয়েছিল এক জায়গা থেকে একটা মানে Facebook এ উনি একটা ভিডিও দেখতেছিল ওটা আরকি একটু মানে স্যাড একটা ভিডিও ছিল আরকি একটা এক্সিডেন্ট হয়েছিল এমন। তো আমার আম্মু ঐখানে একটা কমেন্ট করে যে, খুবই খারাপ লাগলো দেখে হ্যাঁ, এটা কমেন্ট করার পরে ওখানে কিছু ইমোজি দিছে। মানে <chuckles> আমার আম্মু মনে করছে এটা কান্নার ইমোজি কিন্তু এটা ছিল আরকি হাসির। ওই যে, ২ পাশ দিয়ে যে, পানি বের হয় তো আম্মু মনে করছে এটা হলো কান্নার ইমোজি তো আম্মু হ্যাঁ, হ্যাঁ ঐখানে ঐটা লিখছে যে, দেখে খুব খারাপ লাগলো। পাশে ৩ টা হাসির ইমোজি। মানে প্রকৃতপক্ষে হাসির ইমোজি কিন্তু তার কাছে তো মনে হইছে যে, এটা কান্না। পরে আমার কি হয়েছে Facebook এ যেহেতু একটা নিয়ম আছে যে, দেখা গেলো যাদের ফ্রেন্ড থাকে কোথাও যদি কমেন্ট করে থাকে ওইটা অনেক সময় সামনে আসে। তো আমার রাত্রে বেলা সামনে আসে। সামনে আসার পর আমি দেখি যে, কিরে এটা হলো স্যাড কথা লেখা, আবার স্যাড ভিডিও, আবার ওইখানে হাসির ইমোজি কেন দেওয়া? তখন আমি সাথে, সাথে আম্মুর রুমে গিয়ে রুমে যাই গিয়ে বলি যে, "এটা কি ইমোজি ইউজ করছো?" তো আম্মু বলতেছে "কেন কান্নার ইমোজি?" আমি কি "এটা তো কান্নার না। কান্নার ইমোজি হলো আরেকটা। এটা হল হাসির দেখনা ঐযে যে, দাঁত বের হয়ে আছে" পরে তো উনি মানে বলতেছে, "আচ্ছা এটা কি করলাম?" পরে আমি আবার ইডিট করে দিলাম। তখন আবার কান্নার ইমোজিটা আরকি দিয়েছিলাম।
হুম। হুম, হুম। জি। হুম, হুম। হু। হুম, হুম, হুম। হ্যাঁ, আশ্চাট না। হুম, হু। হ্যাঁ, হ্যাঁ। হুম। বাহ! মানে ঐ যে, হাসতে, হাসতে একটা ইমোজি আছে যে, হাসির কান্না যেটাকে বলে আ সেই ইমোজিটা মু পোস্ট করি।
হ্যাঁ, হ্যাঁ ঠিক, হ্যাঁ, হ্যাঁ ঠিক অনেক বেশি হাসি আরকি যেটাকে বোঝায়। হ্যাঁ, হ্যাঁ। ঠিক।
মানে আসলে ব্যাস বিষয়টা খুবই মজার ছিল। মানে ভুল ইমোজি পোস্ট করে দিলে, অ্যা মানে কত মজার পরিস্থিতি হতে পারে। এই ঘটনাটা হতে পারে একটা
<chuckles> ঠিক হ্যাঁ, হ্যাঁ সত্যি বলতে এখানে যেটা হয় যে, এই যে, ইয়াং, এ ইয়াং জেনারেশন যারা আছে তারা হয়তো ইমোজিগুলা খুব ভালোভাবে ইউজ করতে পারে। যে, দেখা যায় যে, আমাদের একটু বরের পরের, পরের জেনারেশন বা আগের জেনারেশন যেটা ছিল তারা হয়তো এই ইমোজিগুলা এখনো বুঝতে পারেনি বা স্বাভাবিকভাবে যেহেতু এটা তাদের যুগের না তারা এই জুমেরি এই ইমোজিগুলা একটু সাধারণত ভুল করে থাকে।
হু। জি।